বর্তমান সময়ে আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। যত দিন যাচ্ছে ততো প্রতিটা জিনিসেরই দেখা যাচ্ছে যে আ বাজার ঊর্ধ্বমুখী। তো এর ফলে আমি তো অ্যা বর্তমান সময়ে চাকরি-বাকরি করতেছি। হয়তোবা ভবিষ্যতে আমার চাকরি থাকবে না, আমি অবসরে যাবো। তো এই অবসরে অ্যা যাওয়ার জন্য আমি যে একটা সঞ্চয় জমাবো, সেই সঞ্চয়টা আমি আসলে অ্যা মানে কিভাবে জমাবো, কিভাবে অ্যা জমাবো না এবং কেন জমাচ্ছি না এ আমার সবসময় একটা দেখা যায় যে অতিরিক্ত ব্যয়ের ফলে টাল-বাহানা চলে আসছে। এবং আমার যে আম আমি খুবই চিন্তিত ভবিষ্যতের অ্যা যে একটা বাজার হবে, প্রতিটা যে দ্রব্যমূল্যের যত উর্ধ্বগতি, তো এই যে অবসর সময়ের জন্য আমি যে আমার সঞ্চয় জমাচ্ছি না, এই টাল-বাহানার কারণে আমার যে ভবিষ্যৎ নিয়ে আমি খুবই অশ মানে অনিশ্চয়তা অনুভব করতে পা আর মানে খুবই এ চিন্তিত। এই বিষয়ে আপনার কাছে একটু পরামর্শ চাচ্ছিলাম।
আচ্ছা। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। সত্যি বলতে আপনার কথাতেই বুঝা যাচ্ছে যে আপনি একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন এবং একটা অনিশ্চয়তায় ভুগছেন যে নে কিভাবে আপনার এই অবসরকালীন সময়টা। বা এই যে ভবিষ্যতের যে সময়টা যখন হয়তো আপনি চাকরি করবেন না চাকরি থেকে অবসর নিয়ে নিবেন, তখন কিভাবে সময়টা কাটাবেন? এটা নিয়ে আপনার দুশ্চিন্তা হচ্ছে। আপনাকে কিছু পরামর্শ দেওয়ার আগে যদি একটু জানতে চাই যে আপনার মূলত কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আপনার এই চিন্তাটা হচ্ছে বা অনিশ্চয়তাটা হচ্ছে? আপনি কি একেবারেই কোনো ধরনের সঞ্চয় করছেন না? নাকি কিছু, কিছু করছেন আপনার কাছে মনে হচ্ছে যে আরও উচিত করা, কেমন?
জ্বি। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যা আমার উম প্রবলেম ২ দিক থেকেই আছে। আ প্রতি মাসে দেখা যায় আমি অ্যা একটা মিনিমিনি মিনিমাম যে অ্যামাউন্ট, সেটা কিন্তু রাখি। তো আবার দেখা যাচ্ছে যে এ অ অনেক ক্ষেত্রে অনেক এমার্জেন্সি খরচ এসে দাঁড়ায়। আ সেখানে আবার আ আমার যে পকেট মানি আছে কিংবা বেতন আছে, সেখানে অ্যা কুলায় না। আবার ওই টাকাটা নিয়ে এসে অ্যা আমার যে সেভিংস টা আমি রেখেছি, সেটাও নিয়ে এসে ওখানে ব্যয় করতে হয়। তো এর ফলে দেখা যাচ্ছে যে আমার আ যে
আচ্ছা। বুঝতে পেরেছি।
যেটা আমার যে সঞ্চয়পত্রের যে জমানো টাকা, সেটাও ব্যয় হচ্ছে। আবার আমার যে অ্যা নিজের যে বেতন আ আছে, সেটা তো ব্যয় হচ্ছেই। তো এর ফলে দেখা যাচ্ছে যে অনেকাংশে আবার আমি জমাইতে পারি, আবার জমাইতে পারি না। তো এই ২ মিলেই আমি খুবই চিন্তিত। যে আসলে কীভাবে আমার এই টাকাটা আমি সঞ্চয় করব?
হ্যাঁ। উম বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। এখানে যদি আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু আপনে সমস্যাটা হচ্ছে, আপনার অবসরে প্রায় আর আনুমানিক কত সময় আর কি আছে? যে এত সময় আপনি এখনো কাজটা হয়তো চালিয়ে যাবেন তারপরে আপনি অবসর যাবেন। এটা যদি একটু বলতেন তাহলে সুবিধা হত।
জি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যা এখনো মোটামুটি যেহেতু অ্যা আমি অ্যা ইয়াং এজেরই আছি। তো সেক্ষেত্রে আ উম ২০-২৫ বছরের মতো আছে। তো সেইখান থেকে অ্যা দেখা যায় যে অ্যা যেহেতু আমার হাতে একটা লম্বা সময় আছে, তো এই সময়টাকে আমি অ্যা আসলে কিভাবে কাজে লাগাবো এবং যদি এই যেহেতু অনেক সময় আছে আমার চাকরির। তো এই চাকরিতে যদি আমি লম্বা সময় যেহেতু হাতে পাচ্ছি, তো আমি যদি টাকা-পয়সা জমাই সেক্ষেত্রে আমার যে অবসরকালীন অ্যা যে সঞ্চয়টা থাকবে, সেটা নিয়ে আমি ভবিষ্যতে চলতে পারবো। কিন্তু আসলে কিভাবে এই অ্যা যে সঞ্চয়টা করবো, এইটার কিন্তু <chuckles> অ্যা কোনো সুরাহা পাচ্ছি না।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সত্যি বলতে আপনার কথার মাধ্যমে বুঝা যাচ্ছে এবং আপনার সময় দেখার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনি এখন খুবই ইয়াং এজে আছেন এবং দেখা যায় শুরুর দিকে আছেন আপনার চাকরির। এবং আপনি এখনেই সত্যি বলতে আরো ২৫-৩০ বছর পরের কথা ভাবছেন, যেটা আপনার প্রশংসার দাবিদার সত্যি বলতে যে আপনি এখনই আপনার এই ভবিষ্যতের কথাটা এবং ভবিষ্যৎটা সিকিউর রাখতে চান। যেটা হয়তো আপনার পরিবারকে সিকিউর রাখবে এবং আপনাকেও সিকিউর রাখবে। এখন যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনার এই যে যে বেতনের যে বিষয়টা; ওইটা আপনার কোন, কোন খাতে ব্যয় হচ্ছে এবং কোন, কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে? এবং আপনি যেটা বললেন যে আপনার একটু, একটু সেভিংস করার একটা সুযোগ আছে বা করে থাকেন, এবং ওইগুলো অনেক সময় ব্যয় হয়েও যায়। তো আপনি এই যে এই সেভিংসগুলা যে খরচ করেন এটা সাধারণত কখন খরচ করে থাকেন? এটা কি দেখা যায় খুবই নিতান্ত অপ্রয়োজনীয় জিনিসও হয়ে যায়? যেমন অনেক সময় দেখা যায় যে ট্যুরে চলে যান, তো ট্যুরে যাওয়ার জন্য ৳১০০০০ ওই ওই সঞ্চয় থেকে নিয়ে নেন, ৳২০০০০ সঞ্চয় থেকে নিয়ে নেন এমন? নাকি দেখা যায় খুবই সিরিয়াস যখন হয়, ইমার্জেন্সি হয়, তখনই শুধুমাত্র সঞ্চয়ের টাকাগুলাকে আপনি টাচ করেন? কোনটা হয় যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো।
জ্বি। হুম। জ্বী। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার আ প্রতি মাসে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট আ যেটা আমি রাখি। আ এক্ষেত্রে আমার আ এটা দেখা যাচ্ছে যে পরিবারে কেউ অসুস্থ হলে অথবা আ উ সংসারের কোনো টুকিটাকি কেনাকাটার জন্যও কিন্তু অ্যা রাখি। তো এটা কিন্তু আমি বলবো না যে আমার আ অবসরকালীন আ সঞ্চয়। এটা দেখা যাচ্ছে যে এমার্জেন্সি খরচ হিসেবেই থেকে যায়। তো এক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু আ ঘরে অ্যা সবারই পরিবার আছে। আ পরিবারের যে কেউ আ কেউ না কেউ কোনো না কোনভাবে অনলাইন আ চালায়। আ দেখা যাচ্ছে Facebook এ দেখলো, একটা উম কাপড় দেখছে আ ভাল লাগছে, সে হুট করে অর্ডার করে দিলো। আবার দেখা যাচ্ছে যে অ্যা অ্যা পাশের বাসায় কেউ, কেউ কোনো কাপড়-চোপড় কিনেছে অথবা কোনো প্রোডাক্ট কিনেছে, দেখে তাকে ভালো লাগছে। তাকে ঐটাই নিতে হবে। তো এই ধরনের যে অ্যা ব্যয়গুলি আছে সেগুলো দেখা যায় যে আমার অ্যা যে একটা মান্থলি যে টার্গেট, অ্যা সেই টার্গেট এর মধ্যে কিন্তু থাকে না। আমার তো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমি আ উম প্রতি মাসের জন্য রাখি। অ্যা সেখান থেকে দেখা যাচ্ছে যে যখন অ্যা এই ধরনের আ অর্ডার গুলি হয় কিংবা দেখা যাচ্ছে যে কোথাও খেতে গেলো, অ্যা খেতে গেলাম পরিবার সহ কোথাও ঘুরতে গেলাম। তো এই অপ্রয়োজনীয় যে ব্যয়গুলি আছে, অ্যা সেগুলোর জন্যই আরকি আ দেখা যায় যে আমি একটু ঝামেলার মধ্যে পড়ে যাই।
আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। বুঝতে পেরেছি। আচ্ছা, এক্ষেত্রে সত্যি বলতে আপনার যে সমস্যাটা হচ্ছে যেহেতু আপনার এই ফ্যামিলিটা খুবই শুরুর সময়ে এবং যেহেতু অনেক কিছুর প্রয়োজন হয় তো ওইখানেই আপনার স টাকাটা ব্যয় হয়ে যায় এবং আপনার হল পরিবার থেকেও জিনিসটা হলো একটু recklessly আরকি আপনার এই খরচটা করা হয়। তারা হয়তো আপনি যেটা চিন্তা করছেন যে আপনার এই ভবিষ্যতের জন্য কিছু একটা করে রাখতে হবে অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটা জিনিস করে রাখতে হবে অবসরকালীন সময়ের জন্য, তারা হয়তো এই জিনিসটা নিয়ে এখনো ওই জিনিসটা চিন্তা করছে না এবং তারা নিজেদের মতো হয়তো যে জিনিসটা প্রয়োজন হয়, প্রয়োজন হলে কিনে অনেক সময় দেখা যায় প্রয়োজন না হলেও কিনে যেটা বললেন যে আপনার পাশে বা যে অনলাইনে দেখতে, দেখতে ভালো লাগলেই সাথে সাথে কিনে ফেলে। এখানে যদি আপনার কাছ থেকে আরেকটু জিনিস জানতে চাই যে আপনার এই যে সঞ্চয়ের যে বিষয়টা সমস্যাটা কী হচ্ছে আপনি কী একটা সঞ্চয় করছেন ওইটা থেকে আপনার ব্যয় হয়ে যাচ্ছে এমন হচ্ছে নাকি আপনি সঞ্চয়টাই শুরু করতে এখনো পারেননি বা আপনি শুধু চিন্তাই করছেন যে আপনার করা উচিত বাট হচ্ছে না আপনার কোনটা হচ্ছে আপনার ক্ষেত্রে?
হুম। জি। হুম। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটু অ্যা মিনিমাম অ্যা সঞ্চয় করি। তো সেই সঞ্চয় থেকে আমার অ্যা এই ব্যয়টা হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে যে অ অদূর ভবিষ্যতে তো আমি রিটায়ারমেন্টে যাবো। আ তো আমি যখন অ অবসরে যাবো য তখন কিন্তু আমি আসলে অ্যা যে একটু আগে যেমনটি বলছিলাম অ্যা যেমন বাজার মূল্যের যে চরম ঊর্ধ্বগতি। তো সেক্ষেত্রে যাই অ্যা আ আমি ভবিষ্যতে এ্যা অ টাকা পয়সার ক্রাইসিসে পড়ে যাবো। তো এখন থেকে আমি যেটা জমাচ্ছি এই জমানো টাকা থেকে যদি আমাকে ব্যয় করতে হয় তাহলে আমি আমার ভবিষ্যৎটা আ আসলে কিভাবে কাটাবো? সেটা নিয়ে অনিশ্চয়তায় আছি।
আচ্ছা। <clicks tongue> আচ্ছা। বুঝতে পারছে। বুঝতে পেরেছি। আপনার কথা থেকে বুঝতে পারলাম যে আপনার কি, কি সমস্যা হচ্ছে, এবং আপনি ক্ষুদ্র, ক্ষুদ্র সঞ্চয় করার যদিও চেষ্টা করছেন বাট এটা হচ্ছে না আরকি। এইক্ষেত্রে আপনাকে আমি বলব আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন যেখানে হলো একটা সঞ্চয় হিসাব খুলতে পারেন বা আপনার কাছে যদি একটা বড় অ্যামাউন্টের টাকা রাখার সুযোগ থাকে, ওইটা আপনি রাখতে পারেন ফিক্সড ডিপোজিট হিসেবে। যেখানে হল আপনি চাইলেও হয়তোবা টাকা উঠাতে পারবেন না। এবং আপনি টাকাটা নিজের কাছে না রেখে সঞ্চয়ের যে টাকাটা, ওইটা আপনি ব্যাংকে রাখতে পারেন। কারণ ব্যাংকে রাখলে যে জিনিসটা আপনার জন্য সুবিধা হবে যে আপনি চাইলেই ওই টাকাটা খরচ করতে পারবেন না। আমাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমরা রাস্তা হাঁটতে, হাঁটতে দেখা যায় একটা জিনিস ভালো লাগলে পকেট থেকে টাকা বের করে কিনে ফেলি। কিন্তু ওই টাকাটা যদি আমার পকেটে না থাকে, যদি ওইটা ব্যাংকে থাকে, তখন দেখা যায় ব্যাংক থেকে টাকা উঠাতে হবে তারপর কিনতে হবে। এই যে, যে hassle টা, অনেকে এই hassle টা নিতে চায় না। হয়তো আপনার ক্ষেত্রেও এই জিনিসটা হবে এবং আপনি হয়তো এই সঞ্চয় প্রবণতাটা আপনার বৃদ্ধি পাবে। এবং আপনি আরো যেটা করতে পারেন যে আপনার পরিবারের সাথে এই জিনিসটা নিয়ে একদিন খোলামেলা কথা বলতে পারেন। যে আমাদের তো স্বাভাবিকভাবে যেহেতু আমাদের এমন সম্পদে হয়তোবা ক্রাইসিস আছে বা আমাদের এত বেশি সম্পদ নাই যে আমরা বসে, বসে খেতে পারবো। তো আমার একটা সময় অবশ্যই আসবে যখন আমি অবসরে চলে যাবো। তখন অবশ্যই আমাদের চলতে হবে, চলার জন্য আমাদের এখন থেকেই সেভিংস করা শুরু করা উচিত এবং সঞ্চয়টা আমাদের এখন থেকে কন্টিনিউ করা উচিত। যাতে করে ওই ভবিষ্যতে আমাদের সমস্যা না হয়। আপনার পরিবার আমি বিশ্বাস করি অবশ্যই আপনাকে এই এইটার ক্ষেত্রে সাপোর্ট করবে। এবং তারা হয়তোবা আপনাদে তাদের যেই এই অপ্রয়োজনীয় যেই খরচগুলা আছে ওইগুলো অনেকাংশেই কমাবে এবং আপনাকে অনেকাংশে হেল্প করবে। যেহেতু এটা তাদেরও একটা নিশ্চয়তার ব্যাপার কাজ করছে যেহেতু তাদেরও তখন চলতে হবে আপনার অবসরকা কালীন পরবর্তী সময়ে। এবং এখানে আপনাকে বলবো যেহেতু আপনার হাতে অনেক সময় আছে, আপনি এখনই অনেক বেশি চিন্তায় ভুগবেন না। যেহেতু আপনার এখন খুর শুরুর সময়, এখন হতে পারে আপনার একটু ব্যয় বেশি হতেই পারে, হতে পারে একটু আপনার সঞ্চয়টা কম হতে পারে। আপনি চেষ্টা করেন যে আস্তে, আস্তে সঞ্চয়ের আপনার অভ্যাসটা গড়ে তোলেন। যাতে করে সামনে গিয়ে আপনার এই সঞ্চয়টা বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের পরিমাণটা বৃদ্ধি পায় এবং আপনার এই অবসরকালীন পরের সময়বর্তীতে আপনার একটা বড়ো একটা অ্যামাউন্ট আপনি পেতে পারেন। অ্যা আপনার কাছে কি মনে হয় এগুলা করলে কি আপনার জন্য উপকার হবে?
জ্বি। হুম। জ্বি। জ্বি। হুম। অবশ্যই। জ্বি। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আপনি একদম আ সঠিক পরামর্শই আমাকে দিয়েছেন। আমি যদি অ্যা বর্তমান সময় উপযোগী একটা বাজেট তৈরি করতে পারি এবং সেটার অ্যা একটা লক্ষ্য স্থির রাখতে পারি এবং আমার পরিবারের সঙ্গে বসে যদি আমি খোলাবেলা আরাপ করতে পারি যে আসলে এইভাবে না এইভাবে যদি ব্যয় করি অ্যা তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে। আমরা ভবিষ্যতে কি অ্যা কিভাবে চলাফেরা করবো চলবো। অ্যা সেই বিষয়টা যদি আমার পরিবারের অ্যা সদস্যদেরকে বুঝাইতে পারি। আর আপনি অ্যা একটু আগে বলছিলেন অ্যা যে ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য হ্যাঁ, আমি চেষ্টা করব যে কিভাবে একটা অ্যা অটো অ্যা মানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করা যায়। আমার ব্যাংক অ্যাকাউন্ট এ যখন আমার বেতন ঢুকবে অ্যা সেখান থেকে অ অটোমেটিক অ্যা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এ টাকাটা কেটে নিয়ে যেন যায়। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমার অ্যা অনেকটা সেভ হবে। অ্যা তখন আমি চাইলেও আর অ্যা পথে ঘাটে অথবা পরিবারের লোকজন যদি চেষ্টা করে অ্যা অ কোনো কিছু কেনা। কারণ আমার কাছে তো হাতে ক্যাশ থাকতেছে না। আর হাতে যদি ক্যাশ না থাকে তাহলে তো আ এই ধরনের যে উম অহেতুক যে ব্যয়গুলি আছে অ্যা সেগুলো তো কমে যাচ্ছে। আ আর কেউ কোনো কিছু কিনতে পারতেছে না। তো আপনার এই পরামর্শটা আমি আ অবশ্যই চেষ্টা করব কাজে লাগানোর জন্য। এবং অনেক সময় আমাদের অ্যা যে অ্যা যে চিন্তাভাবনা আমরা অনেক অ বেশি চিন্তিত যে কিভাবে আমাদের ভবিষ্যতটাকে কাজে লাগাবো। আপনি অ্যা খুব ভালো পরামর্শ দিলেন যে আমি যেন অ্যা মানসিকভাবে ভেঙে না পড়ি। অ্যা এটা একদম ঠিক কথাই বলেছেন। আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার ভবিষ্যৎ এবং অবসর নিয়ে আমি চিন্তা করে লাভটা কি আমাকে তো সুস্থ থাকতে হবে। তো আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন। জি।
হ্যাঁ। ঠিক। ঠিক। ঠিক। সত্যি। ঠিক। ঠিক। অ্যা সত্যি বলতে আরেকটা জিনিস আপনার জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট হবে। এটা যদি আপনি করেন যে আপনি আপনার পরিবারের সামনে বসে আপনার আয়গুলোকে দেখাতে পারেন এবং আপনার ওই আয় অনুযায়ী যদি সবার সাথে পরামর্শ করে একটা ব্যয়ের লিস্ট তৈরি করেন যে প্রতি মাসে আমাদের এমন ব্যয় হবে এবং ওইখানে একটা সেকশন অবশ্যই রাখবেন। একটা টাকা যেখানে হল যে আপনি একটা অনিশ্চিত একটা জিনিসের জন্য রাখবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ হয়তো অসুস্থ হতে পারে, কোনো একটা ক্ষতি হতে পারে। যাতে ওই যে ওই লা টাকা থেকে ওই ক্ষতির টাকাটা আপনি বা কোনো সমস্যা হলে এই সমস্যাটা আপনি সমাধান করতে পারেন। এটা যদি আপনি করেন তাহলে দেখা যায় আপনার যে অহেতুক যে ব্যয়টা ওটাও হবে না এবং যে টাকাটা আপনি হয়তো রেখে দিবেন যে আপনার কোনো সমস্যা হলে এটা সমাধান করবেন। সমস্যা যদি না হয় দেখা যায় ওই টাকাগুলা আপনি পরবর্তীতে সঞ্চয়ের মধ্যে include করতে পারবেন। এবং এটা করলে যেটা হবে যে আপনার সবকিছু মাথা থাকবে যে আপনার আয় কত এবং ব্যয় কত করা উচিত।
জ্বী। হুম। হুম। অবশ্যই আপনার এই পরামর্শগুলো আমার খুবই ভালো লাগলো। এবং আপনার পরামর্শগুলো আমার অ্যা দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। আপনাকে খুবই ধন্যবাদ যে আপনি অনেক ভালো, ভালো পরামর্শ আমাকে দিলেন। ধন্যবাদ।
আপনাকেও শুভকামনা রইলো। আপনি সামনে আপনার সময়গুলো হয়তো ভালো কাটবে এবং সময়গুলো যাতে ভালো কাটে এবং তার জন্য আপনি আপনার যে অবসরকালীন যে সঞ্চয়টা করতে চাচ্ছেন এটা হয়তো আ ভালো করো করতে পারবেন। আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন। ধন্যবাদ।
জ্বি।